উম কাইন্ড অফ। আমি ইদানীং আচার খাওয়া কমায় দিসি। কারণ মনে হচ্ছে যে, বয়স বাড়তাসে দিনে, দিনে। আর সহ্য হচ্ছে না এই ভালো খাবারগুলা। <chuckles>
আচ্ছা। উহুম। ওমা! আচারে কী সমস্যা? মিষ্টিতে না হয় সমস্যা থাকতে পারে।
ভাই শোনেন, আমার অ্যা আমার এখানে বড় একটা বাগান আছে। আব কোনো দিন যাই না বাগানে। এবার শখ করে গেসি। ৩ বস্তা আম পেড়ে আনসি। আরও ১০ বস্তা আম হবে। জীবনে কিন্তু এই বাগানের কাছে যাই না। কাঁচা আম, সব কাঁচা আম। এ <chuckles>
হুম। হুম। হুম, হুম। হুম। কাঁচা আম? আপনি বলেন না যে এ ৩ বস্তা আম দিয়ে সব আপনি আচার বানায় খেয়ে ফেলসেন?
২ বস্তা, ১ বস্তা আমের আচার হইসে। ২ বস্তা দিয়া দিসি। <smacks lips> এবার এই আচার খাবে কে? আমি ১ পিস, ২ পিস খাই। খাওয়ার পরে এরপর, আর খাইতে পারতেসি না ইদানীং। পুরা ফ্যামিলিতে যতগুলা লোক আছে, সব জায়গায় ভাগ করে দিসি। তারপরেও আচার রয়ে গেসে। এবার এইগুলো খাবে কে? সব নষ্ট হচ্ছে। <chuckles>
হুম। হুম, হুম। হুম। আচ্ছা। হুম। হুম। হুম, হুম। আহারে! আহারে! আমাকে পাঠায় দিয়েন, আমি খাবোনে।
আহ সেটা বললাম বন্ধু-বান্ধব নাই। আসলে আ "তোদের আচার লাগবে, বাড়ি এসে নিয়ে যাস।" বলে যে, "দাঁড়া আসতেসি।" <tsk> আসতেসি বলে কই যে হারায়া গেসে সবগুলা। আর খুঁজে পাচ্ছি না।
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। <laughs> আমার সত্যি বলতে কী? আচার অতটা ভালো লাগে না। কিন্তু আমার হচ্ছে, মানে হচ্ছে, আ ওই যে কাঁচা ফল, উম কাঁচা টক ফল, ওইটা মাখানো খুবই ভাল্লাগে। যেমন আম মাখা, তারপরে ও এখ বলতে গিয়ে একদম মানে খাইতে ইচ্ছা করতেসে। আম মাখা, তারপরে ওই যে জামবুড়া আছে না, জামবুড়াটা লবণ দিয়ে মাখা।
উহুম। উফ! আ <chuckles> উম! অ্যাঁ হ্যাঁ।
আনারস মাখা হালকা টক, টক। মানে এই ধরন হ্যাঁ। ওহ! বরই, বরই ভর্তা। তো আ একদম। স্বর্গীয়।
আহা। আনারস, আমড়া, তারপর <laughs> বরইমাখা। You know এ এ এই অ্যা অ্যা এই <chuckles> এই সময়ে কাঁচা আম এখনো পাওয়া যাচ্ছে। আমি just অ্যা আমার মামার বাড়িতে ফোন করেছিলাম। এক ছোট ভাই আছে। বললাম যে, "শোন কাঁচা আম যেগুলা আছে, আমার next week-এ পেড়ে দিয়া যাবি। বেশি না হোক, এ কেজি ৩-৪ দিলেই হবে। আমরা শুধু মাখায়া খাব।" বলছে, "আচ্ছা ঠিক আছে দিয়ে যাব।" ঘণ্টাখানেক পরে ফোন দিয়ে বলতেসে যে, "এত আমি নিয়ে আসতে পারব না। তুমি আসো দৌড়াইয়া।" <chuckles>
<smacks lips> হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। হুম, হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম, হুম। হুম।
হাহ!
আবার এখন কিন্তু এই যে শী আপনি শীতের পিঠের কথা বলসিলেন। পিঠাও কিন্তু এখন রাস্তার পাশে পাওয়া যায়। দেখা যাচ্ছে যে ওই যে চিতুই পিঠাগুলা সাথে ভর্তা দিয়ে বিক্রি করতাসে।
উহুম। আ হ্যাঁ। ভর্তা, শুটকি ভর্তা আমার favorite। না, সরিষার ভর্তা খাইতে পারি না। আমার নাক থেকে মাথার পিছন পর্যন্ত পোড়ে। সহ্য হয় না।
সরিষা ভর্তা? হ্যাঁ। অ! <chuckles> আমি শুধু চিংড়ি শুঁটি ভর্তা খাইতে পারি। উফ!
আ আমি শুটকি ভর্তা সবই চলে। তেমন একটা সমস্যা হয় না। <chuckles>
আচ্ছা, আচ্ছা। তো খুবই ভালো লাগলো আপনার সাথে এত আসলে মানে খাবার-দাবার নিয়ে কথা বলে। না খাইতে পাইরাও আমার মন-মেজাজ সব ভালো হয়ে গেসে। <chuckles>
উহুম। You know অ্যা একটু আগে আমার গলা শুকায়া গেসিল। এখন গলা অতিরিক্ত moist হইয়া গেসে। এখ খাবার নিয়ে কথা বলতে গিয়ে। <chuckles>
<chuckles> আপনি ভালো থাকবেন। আবারও কথা হবে। শুভরাত্রি।
আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি।

I mean একটা জিনিস খেয়াল করেছি Western food culture এ না ওরা হচ্ছে একটা <clicks tongue> sauce থাকতে হবে, একটা শুকনো কিছু থাকতে হবে আর সাথে অ্যা একটা meat product থাকতে হবে। তাইলেই ওদের সব খাবার চলে। এই
হুম, হুম। হুম, হুম। একদম। হুম। হয়ে গেল এবং এর মধ্যে লবণ ছাড়া আমার মনে হয় না আর কোনো মসলা ওরা use করে। আপনি এক <laughs> একটা জিনিস বলেন। ও! black pepper ভাগ্যিস দুনিয়াতে black pepper বলে একটা জিনিস ছিল, নাইলে ওদের জিহবার যে কী অবস্থা হতো এটা নিয়ে আসলে আ ভাবতে গেলে মনের দুঃখে মনে হয় মরেই যাব। আপনি একটা জিনিস বলেন তো, এই যে বাংলাদেশে এত হা মানে দারুন- দারুন সব খাবার পাওয়া যায় রাস্তার পাশে, অ্যাহ আপনার কোনগুলো ভালো লাগে?
সেটাই তো। লবণ আর black pepper. উ হুম। <laughs> উহু। উ হুম। আপনার যেগুলো ভালো লাগে না? ওই same জিনিসগুলো আমারও বেশ ভালো লাগে।
উ, হুম। আচ্ছা, আচ্ছা।
আমি আগে থেকে বলতেছি আপনার কী ভালো লাগে ফুচকা, চটপটি, আচার। <giggles>
বলেন। Oh Shit! <giggles> দেখেন এখন কিন্তু রাতের বেলা ঠিক আছে? আপনি এসব বলবেন না। এখন আমি চাইলেও খেতে পারবো না।
আহা! <giggles> অ ভাই দেখুন ম মানে অ অ guilty- র যে অবস্থা ভাই। উহু।
ঝালমুড়ির কথা আপনি ভুলে গিয়েছেন।
আমি।
ঝালমুড়ির কথাও আপনি ভুলে গিয়েছেন।
না, ঝাল মুড়ির কথা আমি মোটেও ভুলিনি। ওটা আসতেছিল আস্তে আস্তে। <laughs> এখন কথা হচ্ছে ভাই এই যে যে খাবারগুলা, এক- এক জায়গায় কিন্তু এক, এক রকম ভাবে বানায়। আমাদের এখানে একজন লোক আছে। আমাদের এখানে মোট ম কথা আমাদের বাজারে হচ্ছে দুজন হচ্ছে বিক্রি করে and recently আরেকজন আসছে। এবার এর আগে প্রথমে যে বিক্রি করতো, সে হচ্ছে তার recipe বারবার change করে। এবার তার latest যে recipe টা, ওইটা খেয়ে আমি পুরা পাগল হয়ে গেছি। মানে এত ধরনের স্বাদ, অ্যা অ্যা আমার জিহ্বা না পুরা মনে হচ্ছে যে কী বলবো?
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম। একদম। হুম। উ হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। সে। <laughs> অ্যাহ পাগল হয়ে গেছে আরকি sensation এ।
পা পাগল হয়ে আমার জিহ্বা বুঝতেছেই না যে কোন স্বাদটা আগে নেবে। আমি just এক plate খেলাম। খাওয়ার পরে আমার পেটে আর ধরতেছে না। আমি বললাম যে আরেক plate দে। <laughs>
উহুম। আচ্ছা, আচ্ছা। <giggles> এটা কী ঢাকার বাইরে নাকি? ঢাকার বাইরে।
ঢাকার বাইরে এটা। ঢাকার বাইরে গ্রামের মধ্যে and এতটা মানে কী সবজিগুলো এতটা fresh। দুই একটা সবজি দেয়, টমেটো দেয় আর নাহলে শসা দেয়। এতটা fresh যে ওটার স্বাদও আমি আলাদাভাবে পাই।
ও মা! হুম, হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা।